আমরা এখন যেই এ জেনারেশনে আছি, সেখানে কিন্তু টেকনোলজি অ অনেক ব্যবহার করা হচ্ছে। বা, এটাতে কিন্তু জীবন উ যাপন আসলে বদলে দিয়েছে। তো এই টেকনোলজি থেকে আপনার আ শেখার ধরণ কীভাবে বদলে দিয়েছে? সেটা যদি একটু শেয়ার করেন।
আচ্ছা। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই আমারও টেকনোলজির কারণে আমার জীবনে যে শেখার ধরণগুলো, সেগুলো অবশ্যই বদলে গিয়েছে। আমি যে related task গুলো করি, সেগুলো দেখা যাচ্ছে শিখতে গেলে অনেক সময় কি হয় হ্যাঁ, মানুষের কাছে গিয়ে বলতে হয় বা, মানুষকে অ অনেক ধরনের আ দেখা যাচ্ছে হাত পাও ধরতে হয়। এমন একটা অবস্থা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন কিন্তু টেকনোলজির কারণে একটু দেখা যাচ্ছে আমি হ্যাঁ। তো আমি এটা কিন্তু দেখা যাচ্ছে এখন খুব সহজেই শিখতে পারতেছি। দেখা যাচ্ছে কোন একটা YouTube থেকে বা, কোন এক কোর্স কিনে, এগুলা কিন্তু শিখতে পারতেছি। তো এই ধরনের কিছু জায়গায় তো জীবনটা একদম বদলে গেছে। যে ঘরে বসে থেকেই আমি আমার ইচ্ছামত যেটা শখ, সেটা শিখতে পারতেছি।
হুম, হুম। আহ আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু হয়ে থাকে। বাহ! বাহ! এটা কিন্তু দারুণ একটা জিনিস বললেন যে, আগে হয়তো আপনি কোন কিছু বা, ছোট কিছু অ যেটা এখনো দেখা যায় অনেকের ক্ষেত্রে। যে ছোট কোন কিছু করার জন্য সে কিন্তু আরেকজন বা, ব বন্ধুর কাছে যেয়ে বলতে হয় যে, "না, আমার একটা করে দেও বা, আমাকে এটা দরকার।" তো এই জিনিসটা আপনি ঘরে বসেই করতে পারছেন। বাহ! এটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার। তো এইযে টেকনোলজি শেখার পরে মানে আপনার কী মনে হয়েছে কোনো বড় কোন পরিবর্তন এসেছে কিনা? আর সেটা কী পরিবর্তন? যদি একটু বলেন।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অবশ্যই। আমি এইযে টেকনোলজি শেখার কারণে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। যেমন হচ্ছে আমি আ কি বলে যে আমি একটা ও ওয়েব ডিজাইন করি আরকি। তো দেখা যাচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে আমি কিন্তু ওইযে আপনার হচ্ছে YouTube থেকে বা, বিভিন্ন কোর্স নিয়ে ঘরে বসে কিন্তু শিখেছি। আ এটা কিন্তু দেখা যাচ্ছে শিখে কিন্তু দেখা যাচ্ছে আমি বিভিন্নভাবে বা বাহিরের দেশ থেকে আ বিভিন্ন ক্লায়েন্টের মাধ্যমে বা, যারা আছে তাদের কাছ থেকে কাজগুলি পাচ্ছি বা, সেগুলো করতেছি। তো এটার কারণে কিন্তু আমার একটা অ জীবনে অবশ্য একটা অনেক বড় পরিবর্তন এসেছে। আ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি ঘরে বসে কাজ করতে পারতেছি। এটাও একটা ভালো দিক যে আসলে এই টেকনোলজির কারণেই। কিন্তু যদি আমি টেকনোলজিটা না থাকত বা, না শিখতাম, সেটার জন্য কিন্তু আমাকে বাইরে গিয়ে দেখা যাচ্ছে কাজ করতে হতো বা, অনেক কষ্ট করে কাজ করতে হতো। কিন্তু এটা এখন সহজ করে দিয়েছে আমার জীবনটাকে।
আচ্ছা। ও, ওয়াও! দারুণ ব্যাপার। অবশ্যই। একদমই তাই। হুম, আপনাকে কিন্তু এটা দারুণ বললেন। যে এই স পরিবর্তনটার ক্ষেত্রে, বা এই পরিবর্তনটার জন্য আপনি কিন্তু এখন বাসায় বসে কাজ করতে পারছেন, বা আপনার কিন্তু কোনো হ্যাসেল ছাড়া, আপনি এই কাজগুলা করতে পারছেন। তো আপনি একটু আগে বললেন, যে আপনি আসলে কো টে শিখেছেন। তো এটা আপনি কোথায় শিখেছেন? অনেকে দেখা যায়, যে এখন অনলাইন কোর্স করে, বা YouTube এর টিউটোরিয়াল দেখে বা মোবাইল অ্যাপ থেকে শিখে। তো আপনি কি কোনো এই ধরনের অ্যাপ, বা কোনো হচ্ছে কোর্স করেছিলেন কি না?
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। আমিও আ এমন YouTube থেকে, বা হচ্ছে বিভিন্ন অনলাইন কোর্সগুলো রয়েছে, সেখান থেকেই শিখেছি। যেমন হচ্ছে, আমি YouTube থেকে একজনের ভিডিও দেখতাম। আ ভিডিও দেখে, দেখে শিখেছি। আবার পরেও যখন একটু আ ধারণা এসেছে, তখন কিন্তু দেখা যাচ্ছে অনলাইন থেকে একটা কোর্স কিনে, তার উপর দেখা যাচ্ছে আমি প্র্যাকটিস করেছি। তারা যেভাবে বলতো, তাদের কাছ থেকে শিখতাম বা ভিডিও, ভিডিও দেখে, দেখে কাজগুলো করতাম। তো এই যে এই ধরনের কিন্তু করতাম, কিন্তু দেখা যাচ্ছে অনলাইন থেকে, বা YouTube থেকে কাজগুলো।
আচ্ছা। হু, হু। বাহ! বাহ! এটা কিন্তু দারুণ, যে আপনি এভাবে আসলে করার চেষ্টা করছেন, বা এভাবে আসলে করছেন। তো অ্যা এটা তো দেখা যায়। তো আপনার কি আ কখনো এরকম হয়েছে যে, কখন কোন বন্ধুদের সাথে আ কথা বলেছেন, বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আপনি, আ চেষ্টা করেছেন তাদের থেকে জানার জন্য? বা আপনার বন্ধুরা আপনাকে কখনো সাহায্য করেছে কিনা?
আচ্ছা, অবশ্যই। হ্যাঁ, আমরা আমার যে বন্ধু-বান্ধব যারা রয়েছে তারা সবসময় হচ্ছে আর মানে সবাই আরকি, বেশিরভাগই এই রিলেটেড কাজগুলোই করে। তো আমরা যখনই আরকি আড্ডা দেই, আ তখন কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়গুলো নিয়েই কথা হয়। যে আসলে কিভাবে কি করা যাচ্ছে, বা আমরা কিভাবে লাইফে কি করতে পারব? একটা বড় ভাইও আছে। তিনি সবসময় আরকি বলে, যে আসলে, "লাইফে এগুলা করতে হবে। তোমরা এগুলা করো, এগুলো করো।" বা এগুলা বড় ভাই আছে। তারা বিভিন্ন ধরনের কাজগুলো এনে দেয়। তো বন্ধু-বান্ধব সঙ্গে যখন বেশি বা বড় ভাই যাদের সাথে মিশি, কেন না কেন, তারা কিন্তু দেখা যাচ্ছে এই কাজের মধ্যেই কথাবার্তা হয়। যেমন হচ্ছে, আ আমাদের লাইফ এর জন্য কোনটা ভালো হবে, বা দেখা যাচ্ছে, উ কি আসবে আমাদের লাইফ এ, বা সামনে কোন বিপদ-টিপদ আসতেছে কিনা? তো এগুলো নিয়েই কথা হয়। কাজের কথাগুলো, বা টেকনোলজি যে যে রয়েছে, সেগুলো নিয়ে কথা হয়, বা কোনো হচ্ছে নতুন কিছু যদি আসে, দেখা যাচ্ছে এই জিনিসটা সামনে মার্কেটে, দেখা যাচ্ছে ভালো ডিমান্ড আছে। তো সেগুলোও দেখা যাচ্ছে শিখার জন্য আমাদেরকে বলা হয়।
দারুণ! আ জি। হ্যাঁ, হ্যাঁ। মানে এগুলা নিয়ে আপনাদের আলোচনা করা হয়।
হ্যাঁ। একদম।
বাহ! এটা কিন্তু বেশ দারুণ বললেন। তো এই যে যখন আসলে গা অনেক সময় হয় না যে আপনি আ কখনো একটা কাজ করতে যাচ্ছেন বা একটা জিনিস শিখতে যাচ্ছেন, তো এমন তো অনেক সময় অনেকের হয়ে থাকে যে ওই কাজটার প্রতি আপনারা আসলে মনোযোগ হারিয়ে ফেলছেন বা আপনি বিভিন্ন ধরনের সমস্যার শ এ শিকার হচ্ছেন। তো তখন আপনি এই মনোযোগটা ধরে রাখার জন্য কি করেন?
হুম। আচ্ছা। হ্যাঁ এটা কিন্তু হয় যে আসলে মনোযোগটা ধরে রাখা একটু কষ্ট হয়ে যায় কারণ, আমরা তো ক্লাসের মধ্যে বসে করি না। দেখা যাচ্ছে, ঘরের মধ্যে কোনো ভিডিও দেখে করতেছি, কিন্তু ভিডিও গুলো দেখতে, দেখতে, একটু হলো দেখা যায় ফোনেও একটা নোটিফিকেশন চলে আসলো সেখানে চলে গেলাম একটু, বা কেউ একটা মেসেজ দিয়ে সেখানে চলে যাচ্ছি, তো এই ক্ষেত্রে একটু মনোযোগটা ধরে রাখাটা কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমি করি কি দেখা যাচ্ছে, এ্যা একটু রাতের বেলা একটু শেখার চেষ্টা করি যখন দেখা যাচ্ছে কোনো কাজ থাকে না বা মানে আমি দেখা যাচ্ছে, কোথাও কেউ আমাকে এখন ফোন দিবে না বা কেউ মেসেজ করবে না, কেউ কিছু বলবে না, তো সেই সময়টায় আসলে কাজটা করার চেষ্টা করি। কারণ সেই সময়টা একটু মনোযোগ ধরে রাখতে বেশি সাহায্য করে বা বেশিক্ষণ ধরে কাজটা শেখা যায়। অ্যা একটুর মনটাও ঠান্ডা থাকে সব পরিবেশটাও ঠান্ডা থাকে তো বেশ ভালো হয় তখন।
জ্বি। হুম, হুম। হ্যাঁ একদমই তাই। বাহ! এটা কিন্তু একটা দারুণ বললেন যে আপনি এ্যা রাতের বেলা বা অনেকেই দেখি আ মানে দেখা যায় এখন কিন্তু, এই যে রাতের বেলা কাজটা করে কারণ তাদের কাছে মনে হয় যে রাতের বেলা একদম পরিবেশ ঠান্ডা থাকে, আ মাথায় আসলে কাজ করা যায় দিনের তুলনায় রাতে কিন্তু আসলে ফোকাসটাও বেশি দেওয়া যায়। তো যেটা আপনি একটু আগ কিছুক্ষণ আগে বললেন যে নোটিফিকেশন এর ব্যাপারটা, বা অনেক সময় দেখা যায় আপনি কাজ করতে, করতে, মনোযোগ হারিয়ে ফেললেন বা নোটিফিকেশন আসাতে সাথে, সাথে, আপনি মনোযোগটা হারিয়ে ফেললেন, তখন আপনি কি করেন, মানে সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন টা একদম বন্ধ করে রাখেন? মানে অনেকে তো ডিএনডি মোড এ দিয়ে রাখে। তো আপনার কি কখনো এরকম করা হয় কি না?
হ্যাঁ, এইটা। একদম। জ্বি। <chuckles> হ্যাঁ। হ্যাঁ, আমারও এমনই করা হয় মাঝেমধ্যে। দেখা যাচ্ছে, যখন বেশি ইম্পোর্টেন্ট কাজের মধ্যে আসে দেখা যাচ্ছে এমন একটা কাজ আছে যেটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে বা সময় নেই। আ বা দেখা যায় সময় স বা পেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি দেখা যাচ্ছে এমন করি দেখা যাচ্ছে ফোনটাকে সরায় দেখা যাচ্ছে বন্ধ করে রাখি। মাঝে মধ্যে যে যেন আমার কোনো ডিস্টার্ব টা না হয়। আমি শু শু পুরোপুরি মনোযোগটা দিয়ে কাজটা করতে পারি। কিন্তু তারপরেও মাঝে মধ্যে হয়ে যায় আসলে দেখা যাচ্ছে আমার এমন কাজ তো, কি হয় মাঝেমধ্যে বাহিরে গিয়ে রিসার্চ করতে হয় কাউকে মাযে একটা আটকায় গেছি, অ্যা বাহির থেকে একটু ইনফরমেশন নিতে হয়, তো সেক্ষেত্রে যখন আমি এই কাজগুলো করতে যাই তখন কিন্তু আবার একটু আটকায় যাই। দেখা যাচ্ছে, একটু সোশ্যাল মিডিয়ায় গেলাম থেকে কোনো ইনফরমেশন নিতে, সেখানে গিয়ে আবার একটু ভিডিও দেখতেছি। তখন কিন্তু আবার একটু ঐযে মোটিভেশনটা হারিয়ে ফেলি।
বাহ! <chuckles> যেটা হয় স্বাভাবিকভাবে সবারই।
হ্যাঁ, হ্যাঁ। জ্বি।
জ্বি, যা বলছিলেন।
হ্যাঁ, একদম। এইটা কিন্তু হয়ে যায়। দেখা যাচ্ছে আমার কাজগুলো ওই রিলেটেড হয়। কারণ হচ্ছে যে আ একটা ফ্রেন্ডের কাছে ম্যসেজ দি আমি একটা কাজে আটকে গেছি, একটা ফ্রেন্ডকে মেসেজ দিতে হবে। তো সেইক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু ওই আবার সোশ্যাল মিডিয়ার মধ্যেই যেতে হচ্ছে। তো সেইক্ষেত্রে কিন্তু একটু কষ্ট হয়ে যায় যে কাজ করার জন্য নোটিফিকেশন যে বিষয়গুলো। তো এই ফোনটাকে যতটুক সম্ভব আমি চাই যে নিজের কাছ থেকে দূরে সরে রাখতে, একবারই যদি প্রয়োজন না পড়ে।
একদম। বাহ! বাহ! হু এইটা কিন্তু বেশ দারুণ একটা জিনিস আপনি আ করেন। বা, এটা কিন্তু সবার করা উচিত। যে যখন আপনার প্রয়োজন না হয়, তখন আ সোশ্যাল মিডিয়া একদম বন্ধ করে দেওয়া বা, মনোযোগ ধরে রাখতে একটু নোটিফিকেশন বন্ধ করে রাখা বা, ফোনটাকে হচ্ছে aeroplane mode এ ধরে রাখা। তো এটা তো আসলে গেল। তো অনেক সময় দেখা যায় আপনি যেহেতু আ মানে আমার কাছে যেটা মনে হলো আপনি আ ইন্টারনেটেরই আসলে কাজটা করেন বেশি বা, ইন্টারনেটের এইসব জিনিসই কিন্তু করা হয়। তো আ আপনি কি মানে এইরকম কোন সমস্যা হয়েছে? ধরেন, একটা কাজ করছেন তখন ইন্টারনেটটা চলে যাচ্ছে বা, এ একটু আসছে বা, একটু চলে যাচ্ছে বা, স্লো হয়ে যাওয়ার যে ব্যাপারটা? তো এটা কি কখনো আপনার মানে কাছে খুব আ মানে কাজে সমস্যা করে দেয় বা, এই ধরনের কোনো সমস্যা আপনি আ কখনো আ সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা?
একদম ঠিক বলেছেন। জি, জি। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, এটা হয়। কারণ হচ্ছে আমার কাজটাই হচ্ছে সবসময় ইন্টারনেটের মধ্যে সংযোগ থাকা। তো মাঝেমধ্যে কী হয়? যে ইলেকট্রিসিটি চলে যায় বা, দেখা যাচ্ছে আ যারা আমাকে ইন্টারনেট প্রোভাইড করে, তাদের কোন সমস্যা হ হতে পারে। আ তারা দেখা যাচ্ছে অ ওয়াইফাই লাইনটা বন্ধ করে রাখতেছে। দিয়ে কাজ করতেছে। তো এইযে এখন যে সমস্যাগুলো হয়, তো সেক্ষেত্রে আমি করি কি? দেখা যাচ্ছে আমার নিজস্ব পার্সোনাল কিছু ডাটা আগে থেকেই কিনে রাখা থাকে। দেখা যাচ্ছে কোনো ক কাজের মধ্যে ব্যাঘাতটা না ঘটে। কারণ আমাকে তো কাজটা করতে হবে। যদি ইন্টারনেট চলে যায়, সেইক্ষেত্রে আমি দেখা যাচ্ছে আমার মোবাইল দিয়ে, আবার হটস্পট দিয়ে আমি কাজটুক চালায় নিচ্ছি। বা দেখা যাচ্ছে ইলস হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে যাচ্ছে, তো সেই হিসেবে ব্যাকআপ হিসেবে একটা আইপিএস রাখা আছে। তো যদি সমস্যা না আসে, সেই হিসেবে কাজ করার আ চেষ্টা করি আসলে।
ই জি। একদমই তাই। ও, বাহ! বাহ! এটা কিন্তু দারুণ একটা জিনিস বললেন বা এটা কিন্তু দেখা যায় অনেকেই করে যে ব্যাকআপ টা রাখে বা আ ফোনের ডেটা থেকে হচ্ছে হটস্পট দিয়ে কিন্তু কাজটা করে থাকে। যেন তার ঐ আ জরুরি কাজের সময় সে খুব দ্রুত করতে পারে। তো আ আপনার কাছে আরেকটা প্রশ্ন হলো যে এই টেকনোলজি যে ব্যাপারটা বা এই যে টেকনোলজির যে একটা বদল এটা শহরে কতটুকু প্রভাব পড়ে বা গ্রামে কতটুকু প্রভাব পড়ে? বা কোনো বিশেষ পার্থক্য আছে কিনা?
জি, জি। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, আমার মনে হয় যে অবশ্যই বিশেষ পার্থক্য রয়েছে। কারণ শহরে যারা থাকে তারা কিন্তু দেখা যাচ্ছে এই বিষয়গুলো একটু আগে থেকেই জানতে পারে। কারণ ওখানে সবসময় এই বিষয় রিলেটেড কাজগুলো হয়। বা আম আমি যেমন গ্রামেই থাকি, আমি নিজেই গ্রামে থাকি। তো আমার গ্রামে কিন্তু ওই দেখা যাচ্ছে জানতে গেলে একটু অবশ্যই লেট হয়ে যায়। দেখা যাচ্ছে অনেকেই আ ওল অলরেডি ওই কাজটা করতেছে, তারপর আমি জানতে পারতেছি তারপর আমাকে ঐ কাজটা শিখতে হয়, তারপর আমি ওই কাজটা পাই। ততদিনে দেখা যাচ্ছে অনেক সময় কী হয় কাজটা শেষেই হয়ে যায়, এমন কিন্তু হয়। কিন্তু এজন্য শহর বা গ্রামের মধ্যে বেশি অনেক সময় তফাত হয় না, আবার দেখবেন যে শহরে কিন্তু দেখবেন ইন্টারনেটে সেবাটা আপনি ইলেকট্রিসিটি চলে যাচ্ছে। তারপরেও কিন্তু আপনার যদি আইপিএস থাকে তাহলে কিন্তু ইন্টারনেট সেবাটা আপনি পাচ্ছেন। কিন্তু গ্রামে কিন্তু এটা হয় না। গ্রামে দেখবেন হ্যাঁ। গ্রামে কিন্তু দেখাচ্ছে ইন্টারনেট কারেন্ট চলে যায় বা ইলেকট্রিসিটি চলে যায়। তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার ইন্টারনেটে চলে যাচ্ছে। বা গ্রামে একটু দেখা যাচ্ছে ইন্টারনেটের সমস্যাটা বেশি হয়ে থাকে। বা এইতো আপনার হচ্ছে কারেন্ট যাওয়া আসার যে বিষয়টা থাকে সেটাও একটু বেশি হয়ে থাকে। তো গ্রামের একটু অবশ্যই কাজ করার ক্ষেত্রে একটু আ সমস্যা পড়তে হয়।
একদম। রাইট, খুব সহজে পাওয়া যাচ্ছে। একদমই। হ্যাঁ, এইটা কিন্তু একদম ঠিক বলেছেন। তোব এইযে ধরেন এইযে টেকনোলজির যে ব্যাপারটা, তো এটাকে আপনি আসলে আপনার পরিবারের সাথে বা, আপনার পরিবারের মানুষজন কীভাবে দেখে?
আচ্ছা। হ্যাঁ, এইটাকে অবশ্যই সবাই ভালোভাবেই দেখে। যে আসলে কারণ টেকনোলজি দেখবেন আসলে আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। আমার মনে হয় যে বিভিন্ন যখন কাজগুলো করি, তখন কিন্তু খুব সহজেই কাজগুলো করানো যাচ্ছে। তো পরিবারও তা তারাও শিখছে নতুন, নতুন যখন টেকনোলজি যেগুলো আসতেছে, তারাও ব্যবহার করতেছে। তারাও দেখতেছে না, আসলে এটা আগে কিন্তু দেখত যে গ্রামে কিন্তু আগে কিন্তু অনেকে মনে করতো যে আসলে এগুলো খারাপ হচ্ছে। আ বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু একটু গ্রামে ছিল। এইজন্য কিন্তু আমরা হচ্ছে একটু গ্রামে অবশ্যই আগে থেকেই পিছিয়ে রয়েছি শহরের তুলনায়। আ যে গ্রামের মানুষটা একটু বোঝে কম। মানে বোঝে কিন্তু দেরিতে বোঝে। তো এইক্ষেত্রে এ
একদম। হু, হু। রাইট। তারা আসলে ওই তাদের কম্ফোর্ট জোনটা থেকে বের হয়ে আসতে চায় না।
হ্যাঁ, হ্যাঁ। একদম। এই তখন কিন্তু দেখা যাচ্ছে একটু সমস্যা হয়। কিন্তু যখন যতদিন যাচ্ছে যে আসলে গ্রামের জনগণ যখন বুঝতেছে যে আসলে না টেকনোলজি দিয়েও দেখা যাচ্ছে জীবন বদলানো যেতে পারে। আ যে একটা শিক্ষার মান রয়েছে, সেটাও বদলানো যেতে পারে। আমরা ঘরে বসে শিখতে পারতেছি। এইটা তে আগে কিন্তু মানুষ বুঝতো না। তো এইটা কিন্তু দেখা যাচ্ছে ভালো দিক। পরিবার থেকেও বুঝতেছে যে, না এখন ঘরে বসে শেখা যাচ্ছে, অনলাইন ক্লাসগুলো করা যাচ্ছে। তো এ তারাও একটু অ আস আ এখন একটু আসলে আগায় আসতেছে যে টেকনোলজির দিক দিক দিয়ে।
বাহ! এটা কিন্তু দারুণ বললেন যে, এখন কিন্তু দেখা যাচ্ছে যে আ কর ঐ গ্রামের পা মানে শহরের পাশাপাশি গ্রামের মানুষজনও কিন্তু টেকনোলজির দিক থেকে বা আ তাদের বিদ্যুতের সমস্যা বা ইন্টারনেটের সমস্যা অনেকাংশেই কিন্তু আ সমাধান হয়ে গেছে। তো এই যে টেকনোলজি বা এই যে আপনি বললেন যে, আ টেকনোলজির মাধ্যমে আমরা আসলে খুব সহজেই আ কাজ করতে পারছি বা খুব আ স্বাভাবিকভাবেই সবকিছু করতে পারছি। তো এর কারণে কি আপনার কাছে কখনো মনে হয় যে, যে, সম্পর্কের যে একটা বদল, অনেক সময় দেখা যায় টেকনোলজির ভিতরে আমরা আসলে এতটা ঢুকে যাই, সম্পর্কটা কিন্তু আসলে মানে হারিয়ে ফেলি। তো এরকম কোন হয়েছে কিনা, কখনো যে সম্পর্কটা মানেটাই বদলে গেছে বা সম্পর্কটাই বদলে গেছে?
জি, জি। জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। অ্যাঁ আচ্ছা। হুম। আ হ্যাঁ একদম হয়েছে। আমার আ দেখা যাচ্ছে পরিবারের জ সঙ্গে কিন্তু হয়নি এই বিষয়টা কারণ, দেখা যাচ্ছে বাসায় থেকে কাজ করি তো পরিবার আ অতটা দেখা যাচ্ছে, সম্পর্ক নষ্ট নেই। কিন্তু দেখা যাচ্ছে, যে বন্ধু-বান্ধব যারা রয়েছে, যারা বন্ধু-বান্ধব রয়েছে, তাদের সাথে কিন্তু সম্পর্ক একটু আ টান পড়ে গেছে। মাঝেমধ্যে দেখা যাচ্ছে আমি সেরকম সময় দিতে পারতেছি না, সবসময় কাজ নিয়ে পড়ে আছি। তো তাদের সাথে সম্পর্কটা একটা ধরণ পোদ বদলে গেছে। আবার অনেক ক্ষেত্রেই কিন্তু দেখবেন যে আসলে এই টেকনোলজির কারণে কিন্তু আবার সম্পর্ক অনেক ভালো হয়েছে। আমার যদি কথা বলি, আমার আ অনেক ফ্রেন্ড রয়েছে, তারা দেখা যাচ্ছে দেশের বাইরে থাকে। আ তাদের সাথে কিন্তু যোগাযোগ করার মাধ্যম কিন্তু এই যে একটা হচ্ছে, টেকনোজির হ্যাঁ, টেকনোলজির মাঝে খুব সহজে যোগাযোগ করতে পারতেছি তাদের সাথে, আ প্রতিনিয়ত ভিডিও কলে কথা বলতে পারতেছি, আ তাদের বিষয়ে জানতে পারতেছি তারা কি করতেছে? তাদেরকে দেখতে পারতেছি। তো এই ধরনের কিন্তু সম্পর্কটা আরো আমার মনে হচ্ছে মজবুত হচ্ছে। কিছু ক্ষেত্রে অবশ্যই আ টেকনোলজির কারণে আমাদের সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। মাঝে, মাঝে, দেখবেন ছোট্ট একটু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে যায় এই টেকনোলজির মাধ্যমে। তো এইটার ক্ষেত্রে একটু সমস্যা আছে।
জি, একটু বলতেন। রাইট। খুব সহজেই আসলে যোগাযোগ করতে পারছেন। একদম। হুম। একদমই তাই। তো আপনার হচ্ছে যেমনটা বললে আপনি কিন্তু বেশ দারুণ বললেন। যে টেকনোলজি যেমন আসলে আমাদের আস জীব স দৈনন্দিন জীবনে উপকার করছে বা সম্পর্কটাকে ভালো করছে, তেমন কিন্তু একদিক থেকে খারাপও করছে। যারা আসলে আ দূরে থাকছে, তাদের সাথে কিন্তু আমরা খুব সহজে কথা বলতে পারছি। কিন্তু যারা কাছাকাছি আছে, তাদের সাথে কিন্তু একেবারে কথা হচ্ছে না। তো এটা কিন্তু একদম অ ঠিক কথা বলেছেন। তো আরেকটা প্রশ্ন হলো আপনার কাছে, যে আ আপনি আসলে দৈনন্দিন জীবনে কী, কী ধরনের টেকনোলজি আসলে ব্যবহার করে থাকেন? বা কোন ধরনের আসলে কাজ করে থাকেন, যেটা জ আপনাকে আসলে লাগে?
জি, একদম। জি, একদম। জি, অবশ্যই। আচ্ছা। আচ্ছা বুঝতে পেরেছি। আসলে দেখুন সবকিছুই কিন্তু এখন টেকনোলজির একটা অংশ। আ ঘুম থেকে যে উঠে এলার্মটা বন্ধ করি, সেটাও কিন্তু একটা টেকনোলজির অংশ। তো আমার একটা আমার কাজের যেটা কাজের যে একটা জায়গা, সেটাও কিন্তু টেকনোলজি ছাড়া কোন ভাবেই সম্ভব না। ইন্টারনেট থেকে শুরু করে, আপনার হচ্ছে ইলেকট্রিসিটি, অ্যা তারপর হচ্ছে মোবাইল ফোন, পিসি, যেখানেই কাজ করি সব কিন্তু টেকনোলজি। আমি যদি দেখি এখন আজকে যদি চিন্তা করি হ্যাঁ।
একদম। রাইট। হ্যাঁ। আরেকটা ব্যাপার আছে যে অনেকেই কিন্তু করে থাকে। যে ঘুম থেকে উঠে এই যে সোশ্যাল মিডিয়া দেখার ব্যাপারটা। <scoffs>
<chuckles> হ্যাঁ, এটাও কিন্তু হয়। অনেকে আবার দেখবেন, আমার ক্ষেত্রে অনেক সময় কি হয় উম যে মেইলগুলো চেক করতে হয়, যে কাজে কোন নতুন মেইল আসছে কিনা? এটা কিন্তু দেখা যাচ্ছে হয়ে থাকে। কিন্তু আবার অনেকে দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে।
হ্যাঁ, হ্যাঁ। ঘুম থেকে উঠেই সা মেইলটা আগে চেক করা যে হ্যাঁ, আগে দেখি কী মেইল আসছে? <chuckles>
হ্যাঁ। হ্যাঁ। তো এক্ষেত্রে কিন্তু আমার কিন্তু যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু দেখা যাচ্ছে টেকনোলজির বাদ দিয়ে যদি করতে যাই, তাহলে কিন্তু অসম্ভব ব্যাপার। তো সেক্ষেত্রে আমার, আমার কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে টেকনোলজি প্রতিনিয়ত আমার লাগে। আ আপনার আ মানে স্মার্টফোন থেকে শুরু করে বা আবার দেখাচ্ছে অনলাইনে যে বিভিন্ন টুলস গুলো রয়েছে, সেগুলোও আমাকে লাগে। দেখা যাচ্ছে আ বিভিন্ন কাজের ক্ষেত্রে আমি YouTube থেকে সু দেখতেসি। বা উম দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে নিত নিতেছি, আ বা বিভিন্ন সোর্স আছে সেখান থেকে নি আমি কাজগুলো নিয়ে কাজগুলো করতেছি। তো সেক্ষেত্রে বলা যায় যে আমার কাজ করতে হলে, টেকনোলজির উপর ভরসা সবসময় রাখতেই হবে। আজকে যদি টেকনোলজি হুট করে আ দেখা যাচ্ছে আম দেখা যাচ্ছে দু এ সরে যায় আমাদের আমার কাছ থেকে। তাহলে কিন্তু আমি কিন্তু একবারে দেখা যাচ্ছে কি হয় মুখ থুবড়ে পড়বো, এমন একটা অবস্থা।
বাহ! হুম। দারুন! একদমই তাই। তো অনেক সময় দেখা যায় যে, আশেপাশের মানুষ বা সমাজে এ যা আসলে যেহেতু আমরা সামাজিক জীব, আমরা কিন্তু সমাজেই বসবাস করি। তো এই সমাজের মানুষজন কিন্তু ওই জিনিসটা খুব ভালোভাবে নিতে পারে না বা দেখতে পারে না। যে না আসলে এই ছেলে সারাদিন এরকম করছে বা এই মেয়ে সারাদিন এরকম করছে, সারাদিন আ ফোন নিয়ে বসে আছে বা ল্যাপটপ, কম্পিউটার নিয়ে বসে আছে। তো এই জিনিসটা কি আপনার সাথে কখনো হয়েছে কিনা? বা আপনার আশেপাশের মানুষজন আপনাকে কখনো এরকম কটুক্তি কথা শুনিয়েছে কিনা?
জি। হুম। জি, জি। আচ্ছা। হ্যাঁ অবশ্যই, অবশ্যই শোনায়। আসলে যারা হয়তো বোঝে না আপনাকে আ আমাকে, আমাকে অনেকেই বলে অনেক সময় যে আসলে, "সারাদিন কি করো এখানে ঘরে বসে, বসে? বা সারাদিন এইযে কি করতেছো তুমি? তোমাকে দেখা যায় না এখন, কোথায় থাকো?" মানে এই ধরণের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু করেই। তো এটা কিন্তু তারা কিন্তু বোঝে না দেখে আসলে এই প্রশ্নগুলো করে। কারণ আ তারা মনে করে আবার অনেকেই মনে করে যে আসলে টেকনোলজি কিন্তু এখনো যে এই যে আমি যেমন গ্রামে থাকি। এই গ্রামের লোকজন এখনো মনে করে যে টেকনোলজি মানুষকে খারাপ করতেছে, খারাপ দিকে নিয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু মনে করেই।
জি। <laughs> আচ্ছা। একদম। রাইট। রাইট। হ্যাঁ, সেটা কিন্তু একদম। এটা কিন্তু আসলে অনেকেই মনে করে যে টেকনোলজি টা আসলে খারাপ করে যাচ্ছে, ভালো করছে না। তো আপনি আসলে এই যে সুন্দর করে জিনিসগুলা বললেন যে টেকনোলজির মাধ্যমে আপনি অ্যা দৈনন্দিন জীবনে কী করেন, আ বা আপনি এই যে কথাগুলো শেয়ার করলেন, তার জন্য কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি। জি। আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ।